আ এটা খুব দুঃখজনক যে, এই ব্যাপারটা ঘটছে না কক্সবাজারে। বিশেষ করে হয় কি যে, সমুদ্রের আশেপাশে যেগুলো পাবলি পাবলিক বিচ আ হিসেবে আছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হয় যে, আবর্জনাটা বেশি থাকে এবং আবর্জনাটা কিন্তু আমরাই করছি। আমরা যারা ঘুরতে যাচ্ছি তারাই করছি। তো এই ক্ষেত্রে আসলে হয় কি যে, আ কর্তৃপক্ষেরও আসলে একটু সচেতন থাকা দরকার এবং যারা ঘুরতে যাচ্ছে। টুরিস্টদেরও আসলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখা উচিত। কারণ এত সুন্দর একটা জায়গা এবং আমরা মনে করি যে, আমরা খুব ভাগ্যবান যে, এটা আমরা পেয়েছি। আমাদের খুব কাছেই আছে, আমাদের দেশের মধ্যে আছে ব্যাপারটা। যে, হাতের নাগালে আছে। তো ব্যাপারটা হয় কি যত্ন নেওয়া উচিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কক্সবাজারে দেখা যায় যে, বিভিন্ন হোটেলের কিন্তু হয়কি তাদের নিজস্ব বিচ এরিয়া থাকে। ওই জায়গাগুলো কিন্তু খুব পরিষ্কার থাকে বা খুব গুছানো থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিচের সা বিচের কাছে হয় যে, বিভিন্ন স্কামের শিকার হয় কিন্তু মানুষজন। কিন্তু প্রাইভেট হ্যাঁ, যেগুলো হোটেলের নিজস্ব থাকে ওগুলোর মধ্যে কিন্তু স্ক্যাম জিনিসটা হয় না। সবকিছুর হয় না যে, সবকিছু ফিক্সড প্রাইস এর ভিতর থাকে। হয় না যে, ওখানে যে, সিট গুলো থাকে যেমনকি পাবলিক এর ক্ষেত্রে দেখবেন যে, এক জায়গায় আপনাকে ৳৩০ বলল কিন্তু আপনি উঠার সময় দেখলেন যে, ওটা ৳৫০-৳৬০ হয়ে গেলগা। ব্যাপারটা এরকম জিনিস হয়ে যায় এবং শান্তি জিনিসটা ওখানে কখনো পাওয়া যায় না বলতে গেলে। কারণ আপনি একটু বসলেন সমুদ্র দেখতে কানের ১ বার ডান পাশ থেকে একজন এসে একটা জিনিস কেনার জন্য বলছে। ১ বার বাম পাশ থেকে একজন এসে বলছে। ব্যাপারটা খুবই বিরক্তকর একটা ব্যাপার। তো এই ব্যাপারগুলো একটু আসলে হয় না যে, একটু বদলানো দরকার। তো মার্কেট তো আছে জিনিসপত্র বিক্রি করার জন্য। বিচের থেকে একটু দূরে গিয়ে। আসলে সব মার্কেটে কেনাবেচা করা উচিত। সমুদ্রটা আসলে একটু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খোলামেলা রাখা, মানুষকে আসলে শান্তিটা দেওয়াটা দরকার। তো এই ক্ষেত্রে কর্তৃপক্ষে আসলে একটু হ্যাঁ, আরেকটু সতর্ক হওয়া উচিত।
জি, জি, জি, জি। একদম, একদম। জি, জি, জি। হু, হুম। <chuckles> একদম, একদম। একদম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আহ <chuckles> <chuckles> হু, হু, হু, চমৎকার, চমৎকার!